আমি না বেশ অনেকদিন যাবৎ খুব একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। একটা হতাশার মধ্য দিয়ে থাকতেছি সবসময়। আ সবসময় মনে হচ্ছে জানি আমাকে দিয়ে কিছুই হবে না। এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। এক ধরনের টেনশন, মানসিক চাপ দেখা যাচ্ছে, সংসারের দায়িত্ব। আর সেক্ষেত্রে মানে কি করবো? আসলে নিজেও কুলে উঠতে পারতেছি না। অনেক টাকার দরকার। কিন্তু মানে ঠিকভাবে টাকাটাও যে ব্যবস্থা করবো আসলে, সেভাবেও হয়ে উঠতেছে না। মানে যেখানেই যাচ্ছি আসলে সেখানেই মনে হচ্ছে যে আমার পেছনে ব্যর্থ আমাকে ছাড়তেইছে না। মানে সবসময় মনে হচ্ছে কি? আসলে আমার ভাগ্যই কি এরকম লেখা ছিল? আ আমি যেখানেই যাই, সেখানেই দেখি যে আসলে আ হাহাকার অবস্থা। এইরকম একটা অবস্থা আসলে পরিস্থিতি আমাকেই ফেস করতে হয়। তাই আরকি বিষয়গুলো নিয়ে না খুব একটা হতাশার মধ্যে দিয়ে যাচ্ছি। তাই ভাবলাম বিষয়গুলো নিয়ে যদি কারো সাথে শেয়ার করতে পারি তাহলে হয়তোবা ভালো একটা পরামর্শ পেতে পারি। তাই আরকি আপনার সাথে কথা বলা। যদি আপনি আমাকে একটু হেল্প করতেন এই বিষয়ে, তাইলে হয়তোবা খুব এখান থেকে খুব একটা উপকৃত হতাম।
হুম। হুম। হু। হু, হুম। হুম। আ আসলে আপনি হয়তো কোনো একটা বিষয় নিয়ে আসলে খুবই চিন্তিত এবং আ সমাধানটা খুঁজে পাচ্ছেন না। তো শুনে খুবই খারাপ লাগলো যে আপনি এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন যে আ হয়তো কি করবেন? সেটাও বুঝে উঠতে পারছেন না। তো আ বিষয়টা যদি আরেকটু আমাকে খুলে বলতেন যে আ কেন বা, হচ্ছে আসলে কিসের জন্যে আপনি এতটা দুশ্চিন্তা করছেন? সেটা যদি আসলে একটু খুলে বলেন।
জি। হ্যা। জি, আসলে আ বলবো কি? আ আমার বাবা নাই, মারা গেছে। আমি মূলত আ বেকারই ছিলাম চাকরি-বাকরি মানে লেখাপড়া শেষ করে আ চাকরির খোজে আসলে খুব একটা ব্যস্তর মধ্যেই ছিলাম। কিন্তু চাকরিটা আসলে কোনভাবেই হচ্ছে না। এখন তো বোঝেন, আসলে একটা চাকরি নিতে গেলে অনেকগুলো টাকারও দরকার পড়ে। মামা, খালুরও দরকার পড়ে। মানে লোকও লাগে ঐরকম, তারপর টাকাও লাগে। কারণ এখন আ অনেক সময় দেখা যাচ্ছে কি? এগুলোও ক্ষেত্রে দুর্নীতির মধ্যেই এখন ভরে গেছে অনেক জায়গাতেই। তো আসলে এহ আমি বলি আমারও হয়তোবা কিছু ব্যর্থতা। তেমন একটা আসলে আমি ইন্টারভিউ দিতে পারি না। সেক্ষেত্রে আসলে হয় না। আমি সবগুলোতে দোষ দিব না, নিজেকেই দোষ দেই সবসময়। আ এক্ষেত্রে আমি পরে চিন্তা করলাম আসলে অনেকে আমাকে বললো যে, "তুই একটা কাজ কর। অনলাইনে একটা ব্যবসা দিতে পারিস। আ সেক্ষেত্রে ভালো একটা লাভ হয়।" যেহেতু এখন অনলাইনে বিজনেসটা খুব ভালোই চলতেছে। অনেকে আ মোবাইলের মাধ্যমে দেখা যাচ্ছে, অর্ডার দিয়া থাকে এবং কি প্রোডাক্ট নিয়া থাকে। ঐখান থেকে আসলে একটা আ চিন্তা ভাবনা করলাম যে না আসলে কিছু একটা তো করার দরকার। যেহেতু চাকরি হচ্ছে না। তার পাশাপাশি কিছু একটা করলে হয়তোবা সংসারে একটু আ অনেকটাই মানে এ বোঝার থেকে একটু হালকা হবো আরকি। যেহেতু সংসারটা আমার উপরেই, এখন একটু দায়বদ্ধতা হয়ে গেছে। কিন্তু আমাকে তো কিছু একটা করতে হবে। আসলে এখান থেকেই না আসলে আমি একটা উদ্বুদ্ধ হলাম আসলে ব্যবসা করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আসলে আমি অনলাইনে শুরু করলাম একটা আ মূলত কাপড়ের ব্যবসাটা শুরু করলাম। কিন্তু আ কি বলবো দুঃখজনক বিষয়? আসলে বলতে গেলেও খারাপ লাগতেছে। আসলে একদিক দিয়ে চাকরি হচ্ছে না, এটা একটা হতাশার মধ্য দিয়েই যাচ্ছি। আসলে অনেকগুলো টাকার দরকার। আসলে সংসার চালাতে গেলে তো টাকা তো আর কম লাগে না? আ আমরা তো ঠিকই ৩ বেলা খাচ্ছি। কিন্তু টাকা তো ঐভাবে যদি ইনকামটা না হয় তাইলে চলবে কিভাবে? এইদিক দিয়েও একটু হতাশার মধ্য দিয়েও দেখা যাচ্ছে চাকরিও হচ্ছে না। আবার অনলাইনে যে ব্যবসাটা শুরু করলাম আহ সেখানে আ কোনভাবেই আসলে আমি ওরকম কাস্টমার পাচ্ছি না যে বিক্রি করবো। দেখা যাচ্ছে কোনদিন সারাদিনই একটা কাপড় বিক্রি করতেছি। একটু দেখা যাচ্ছে কখনো দেখা যাচ্ছে ১৫ দিন কোন কাপড়ই বিক্রি হচ্ছে না। আসলে আমি ন এই দিক থিকে আসলে আ নিজেকে যে এতটা একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যে, আমি নিজেও বুঝতে পারতেছি না আসলে কি করার দরকার। আসলে অনেকের তো দেখি আসলে কাপড় আ মোটামুটি ভালোই বেচা কিনা করে, আ অনলাইনে বিক বেচা-কিনা করে ভালোই লাভবান করতেছে। কিন্তু আসলে আমি করতে গিয়ে কি আমারই উপর সব কি আ সমস্যা আমারই উপর দিয়ে আসে কি? বা, আমাকেই বা কি বিপদ আমাকেই টেনে ধরে থাকে সবসময়? তো আপনি যদি একটু বলতেন আসলে কীভাবে কি করা যায়? আসলে আমার এই কাপড়গুলো যে বিক্রি হচ্ছে না, আসলে কেউ কিনতে চাচ্ছে না ওইভাবে। তো কী করলে আসলে আমার কাপড়গুলা আমাম আমি নতুন গ্রাহক পাবো? বা, আমার কাপড়গুলো তারা কিনবে?
হুম। হুম, হুম। হুম। হুম, হুম। আ হু, হু। হুম। হুম, হু। হুম। আচ্ছা। হুম। উ হু। উ হু। হু, হু। হু, হুম। হু, হু। হু, হুম। উম হু। হুম, আসলে শুনে খুবই খারাপ লাগলো, প্রথমত আসলে আ আপনার বাবা মারা গিয়েছে এবং আ সেটা শুনে আসলে খুবই খারাপ লাগলো এবং আরেকটা বিষয় যে আ বর্তমানে হয়তো স পরিবারের সম্পূর্ণ দায়িত্ব আপনার উপরেও এসে পড়েছে এবং আ হয়তো সেটা আ পালন করতে আসলে একটু হিমশিম খাচ্ছেন। আ তো শুনে খুবই খারাপ লাগলো এবং একটা কথা যে বললেন আ আপনি আ নতুন আসলে অনলাইনে অ্যা ব্যবসা শুরু করেছেন, আ কাপড়ের ব্যবসা। আ তো আসলে আপনি যদি আ বলতেন যে আসলে আপনি আ কোন ধরনের কাপড়ের ব্যবসা করছেন? আসলে আপনার আসলে টার্গেট কাস্টমার কারা? গ্রাহক কারা? সেটা যদি একটু বলেন এবং আ এক্ষেত্রে আ আপনি আসলে কতদিন ব্যবসাটা শুরু করেছেন? সেটা যদি একটু বলতেন।
জি। হ্যাঁ, হ্যাঁ। জি, আসলে আমার ব্যবসা শুরু করার প্রায় আ মাসখানেক হয়ে যাচ্ছে। আর আমি মূলত আ ছেলেদের আইটেমটাই বেশি রাখি। আ ছেলে, বুড়ো মানে শার্ট, প্যান্ট, গেঞ্জি, আ টিশার্ট এগুলোই মূলত আমার আইটেম আরকি। আ men's item আরকি।
উ হুম। হু, হুম। হুম আসলে আ আ টা আসলে যেহেতু আসলে নতুন শুরু করেছেন আ অনলাইন ব্যবসা তো আ হয়তো আ শুরুতে আসলে এ সেরকম আ গ্রাহক পাওয়া যায় না। কারণ আ অনলাইনে আসলে এখন আ অনেকেই অনেক ধরনের কাপড় ব্যবহার করে। তো সেইজন্যে আসলে শুরুর দিকে আ মানুষের আ একটা আ প্রতিষ্ঠান যখন হয়তো শুরু করে বা কেউ যখন আসলে শুরু করে আ তার গা আ সেই কাপড়ের আ quality, আ ধরন এগুলো দেখে আসলে আ শুরুর দিকে মানুষ একটু বিশ্বাস কমই করে। তো সেজন্যে আসলে আ একটু সময় যাওয়াটাও আসলে জরুরী এবং আরেকটা বিষয় যে আপনি আসলে আ আ আপনি কি প্রমাণে ভালো মানের কাপড় দিচ্ছেন, আ আপনার আ মূল্য কেমন? আ এদিকে আসলে বিবেচনা করে আ আ এই ব্যাবসাটা আসলে অনলাইন ব্যাবসাটা হয়ে থাকে। তো আপনি কি অ্যা কখনো কোন অ এমন কোনো পদ্ধতি অবলম্বন করেছেন কি না যে, আ হয়তো এই যে আ বি আপনার কাপড়ের কোয়ালিটি সেটা আসলে মানুষের সামনে ভালোভাবে ফুটিয়ে তুলেছিলেন কিনা? আ এবং অ্যা অনলাইনে আরো কিন্তু বেশ আ ইয়ে করে যে আ এত যেহেতু আসলে অনলাইন ব্যবসা করছেন তো এক্ষেত্রে আসলে boost আ বা হচ্ছে আসলে প্রচারণা চালিয়েছিলেন কিনা? সেটা যদি একটু বলেন।
আচ্ছা। জ্বী। আ আসলে আপনি যেটা বললেন আ আমার ওইভাবে অতটা জানা নেই যে আসলে আপনি যেটা বললেন যে boost করা। আ আসলে এটা করলে যে কি হবে আসলে আমি এটা ওইভাবে জানতাম না। আহ আমার ক্ষেত্রে সেটা মনে হচ্ছে মনে হয় এখানেও একটা ব্যর্থতা হতে পারে। কিন্তু আরেকটা জিনিস আপনি যেটা বললেন, আসলে কাপড়ের গুণগত মান। আসলে আমার কাপড়ের তো গুণগত মান আ অনেক ভালো। মানে আমি ভালো মানের product টাই নিয়ে আসছি। কিন্তু তারপরেও হচ্ছে না কেন? মানে এই বিষয়তে না আমি আ খুব একটা কনফিউশন এর মধ্যে আছি যে আমার কাছ থেকে যে কাপড় যারা নিবে তারা একটু নতুন, নতুন গ্রাহক পাবো আমি নতুন, নতুন দেখা যাচ্ছে কাপড় বিক্রি হবে। আ সেখান থেকে কিন্তু আসলে আমার কাপড়টা ঐভাবে বিক্রি হচ্ছে না। কিন্তু কাপড়ের মানও তো আমি খারাপ রাখিনি। ভালো মানের মান রাখছি এবং কি তেমন একটা আ লাভজনক ভাবেও আমি ছাড়তেছি না। আ হালকা সীমিতর মধ্যে দিয়ে আমি আ কাপড়গুলো বিক্রি করতেছি। কিন্তু তারপরেও হচ্ছে না কেন? নতুন গ্রাহক আমি কেন পারতেছি না বা আকর্ষণ করতে পারতেছি না কেন? এখানে আমার কী ব্যর্থতা একটু যদি আরেকটু বলতেন?
হুম, হুম। হুম। উহুম। হুম। উহুম। আচ্ছা। হুম। হুম। আচ্ছা। উহুম। হুম। হুম, আসলে আ নতুন আসলে অনলাইন ব্যবসা করতে যখন আসলে কেউ শুরু করে। তো আ গ্রাহকদের কাছোলে কাছে আসলে সেভাবে আ হয়তো আ সেই তথ্যটা পৌঁছায় না। যার কারণে আসলে শুরুর দিকে আ যতই আসলে কাপড়ের মান ভালো থাকুক না কেন, তো আ গ্রাহকের কাছে আসলে যদি তথ্যটা নাই পৌঁছায় তো আসলে কিনবে কিভাবে? আ তো সেক্ষেত্রে আসলে আপনি আ প্রচারণাটা চালাতে পারেন। আ boost যেটাকে হয়তো অনলাইন ভাষায় আসলে বলে। আ সেটা করলে হবে কি যে আসলে আপনি হয়তো আ নির্দিষ্ট কাস্টমার এবং নির্দিষ্ট কিছু আ এরিয়া কিন্তু সিলেক্ট করে boost করতে পারেন। আ যেমন আপনি আসলে বললেন যে ছেলেদের আ পোশাক আশাকগুলো আসলে আপনি ব্যবহার করেন। আরেকটা বিষয় যে আপনি বুস্ট যখন করবেন তখন আসলে এই জিনিসটা আগে থেকে হয়তো সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি শুধু প্রচারণাটা আপনার আ হয়তো আ ছেলেদের কাছে আ চালাতে চাচ্ছেন, সেটা তখন ছেলেদের কাছে যাবে এবং আরেকটা বিষয় যে আপনি কিন্তু আ যে বিশেষ করে অনলাইনে অনেকদিন এ না থাকার কারণে বা হয়তো শুরু করেছেন মাত্র, সেজন্যে আ তথ্যটা সঠিকভাবে পৌঁছাচ্ছিল না। তো আ সেক্ষেত্রে আপনি কিন্তু কোন এরিয়াতে আসলে সেটা, সেটা বিক্রি করতে চাচ্ছেন সেটাও কিন্তু ঠিক করতে পারেন যে, আ নাকি শুধু আসলে আপনার এরিয়া তে ব্যবসা করবেন নাকি হয়তো আ অন অনেক বড় একটা জায়গা নিয়ে আসলে ব্যবসা করবেন, সেটা আসলে বুস্ট এর মাধ্যমে অনেকটা সমাধান করা যায়।
হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই আপনি হুম। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। জী, জী। হ্যাঁ। আচ্ছা।
এছাড়া যদি বলি যে আসলে আপনি ব্যবসা যখন শুরু করেছেন, আ এমন কোন পলিসি রেখেছিলেন কিনা যে ছাড় দেওয়া যাবে বা, হয়তো আ trial করে নেওয়া যাবে, হয়তো আ আপনার হয়তো প্রতিষ্ঠান থেকে এসেও নেওয়া যাবে। আ এছাড়া আরেকটা বিষয় যে আ আপনি আসলে আ ডেলিভারির যে বিষয়টা, সেটা আসলে কত তাড়াতাড়ি দিতে পারছেন এবং আ ডেলিভারিতে আসলে কি, কি অপশন রাখছেন? যে, এম এখন তো আসলে মোবাইল ব্যাংকিং রাখা যায়, ক্যাশ অন ডেলিভারি রাখা যায় বা, ব্যাংক এই সিস্টেমগুলো আসলে যদি করেন আ এবং আ গ্রাহকের মা আ হয়তো যে আপনি সেবা দিবেন, সেটার মান যদি আসলে উন্নত করতে পারেন, তখনই কিন্তু আসলে নতুন গ্রাহক আকৃষ্ট হবে। তো আসলে এমন কিছু করেছিলেন কিনা? আপনি যদি একটু বলেন।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। জি, আসলে আপনি আ যেটা বললেন আ শুনে খুব একটা ভালো লাগলো। যে আপনি যেটা বললেন যেমন দেখা যাচ্ছে একটু ছাড় দেওয়া বা, আ trial দেওয়া trial দিয়ে দেখাচ্ছে নিতে পারবে এবং কি ক্যাশ অন ডেলিভারি হিসাবটা। আ আমি মূলত আ ছাড় দেওয়ার হিসাবটা আমি এখনো করিনি। আপনি যেটা বললেন আসলে আ মনে হচ্ছে আমারও মনের মধ্যে একটু খেলছিল যে আসলে হয়তোবা একটু ছাড়ের কোন একটা অফার দিয়ে হয়তোবা একটু দিলে হয়তোবা একটু ক্রেতারা নিবে। কিন্তু আবার চিন্তা করতেছি যদি আবার না নেয় দেখা যাচ্ছে অল্প কিছু যদি সেল হয়, সেক্ষেত্রে তো আ তেমন একটা লাভজনক হবে না। আ তো আপনি আ বিষয়টা বলাতে আমার মধ্যে আরেকটু ভালো একটা কনফিডেন্স কাজ করতেছে যে যদি আমি একটু ছাড় দিই হয়তোবা আ সেইক্ষেত্রে নতুন আমি একটা আ কাস্টমার বা, আ দ্রুত কাস্টমার পেতে পারি। তো আরেকটা জিনিস আপনি যেটা বললেন যে ক্যাশ অন ডেলিভারি হিসাবটা আসলে আ আমার ক্ষেত্রে আমি আ এইভাবে রাখছিলাম। ভাবছিলাম কি? যে আ যদি ক্যাশ অন ডেলিভারি দেই, দেখা যাচ্ছে আমি তার কাছে পুরো একটা পাঠায় দিলাম, কিন্তু যাওয়ার পরে সে নিচ্ছে না। তখন আবার ব্যাক চলে আসবে আমার আ প্রোডাক্টটা। সেক্ষেত্রে আমার তো ডেলিভারি চার্জ দেখাচ্ছে ৳১৩০ এটা তো আ যদি বাহিরে নেয়, ঢাকার বাইরে সেক্ষেত্রে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ। এটা তো তাহলে আমাকে আ নিজেকেই পে করতে হবে। আ এই বিষয়ে আমি চিন্তা করি না, আমি আ এইজন্য আমি ওইখানে ব লেখা ছিল, "আমার পেজের মধ্যে যে আসলে আ প্রোডাক্ট নিতে গেলে আপনি যে প্রোডাক্টটি নেন না কেন, প্রোডাক্টের ২০% পে করতে হবে আগে আমাকে। তারপরে আপনার প্রোডাক্টটা হাতে পেয়ে বাকিটা টাকা দিবেন।" অ তো আপনার কথা খুব ভালো লাগলো হয়তোবা এক্ষেত্রে হয়তোবা মানুষের মধ্যে একটু সংকোচ বোধ কাজ করতেছিল যে আ আসলে এইযে, "পেমেন্ট করে আবার আ দেখা যাচ্ছে আবার ধোকা খাবে নাকি।" কারণ অনেকে কিন্তু এরকম খাচ্ছিল যে আসলে আমিও এরকম একটা ধোকা খেয়েছি যে আমি একটা মোবাইল অর্ডার করেছিলাম, আ সেইক্ষেত্রে আমি ৳৪৫০ য় অ্যাডভান্স পে করেছিলাম। তারা আমাকে তার পরেরদিন মোবাইলটা দেওয়ার কথা। ২ দিন পরে। কিন্তু তার পরবর্তীতে দেখি কি? তাদের নাম্বারেই বন্ধ। আসলে আমার মনে হয় তারা এরকম কিছুই চিন্তাভাবনা করতেছে। আ এইজন্য হয়তোবা আমার আমি পাচ্ছি না। তো আপনার কথা শুনে আসলে খুব ভাল লাগলো। আসলে আমার মধ্যে আ যে একটা ধারণা, ভুল একটা ভ্রান্তি যেটা ছিল আসলে আ এটা আমার মধ্যে থেকে কেটে গেল। মনে হচ্ছে যে এখন আসলে আমি আপনার মতো করে যদি একটু তাদের কাছে যদি একটু ছাড় দিতে পারি অথবা, ক্যাশ অন ডেলিভারি অপশনটা যদি রাখতে পারি এবং কি আ কাপড়টার গুণগত মান যে শুরুতে একটা বললেন আমি যদি এটা যদি একটু ওই আপনার আ যখন যেটা বললেন যে boost করা, boost করার সময় আমি যদি অ ওটা একটা ভিডিও আকারে যদি পোস্ট করে ছেড়ে দেই যে আ কাপড়টার গুণগত মান অনেক ভালো। কি কারণে মানুষ নিবে, কারণটাও যদি উল্লেখ্য করে দেই, তাহলে হয়তোবা তারা একটু আ আমার কাপড়টা নিতে একটু আগ্রহ প্রকাশ করবে। তো আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আমাকে।
হুম। হুম, হুম। হুম, হুম। হুম। হুম, হুম। হুম। হুম, হুম। হুম। হু, হুম। হুম, হুম, হুম। হুম, হুম। হুম। হুম। আচ্ছা। হুম। হুম। হুম, হুম। হুম। হ্যাঁ। হ্যাঁ, আপনার জন্য শুভকামনা। আপনি যে নতুন ব্যবসা শুরু করছেন আসলে আ গ্রাহক আসলে কিভাবে আকৃষ্ট করতে করবেন সেটা পারছিলেন না। তো আশা করছি আ গ্রাহকের মান বাড়ানো, আ গ্রাহকের সেবার মান বাড়ানো, এসব করলে আসলে সমাধান হয়।